আচ্ছা। হ্যাঁ, আসলে স্ক্রিন টাইম টা কিন্তু কমানো সম্ভব। আমি আমি অনেকভাবে চেষ্টা করেছি আমার নিজের লাইফেও অনেকভাবে চেষ্টা করে দেখেছি যে, স্পে স্ক্রিনটাইমটা কমানো সম্ভব। যদি আসলে একলা একটা যদি মনোভাব থাকে বা একটা ইচ্ছা থাকে নিজের প্রতি। আ যারা নতুন আছে বা তরুণদের কথা যদি বলি যে, আসলে তাদের স্ক্রিনটাইমটা বেশি তারা কমাইতে চায়। তো একটা মন মানে আগে মনটা স্থির করতে হবে যে, না আমার এখন স্ক্রিন টাইমটা কমানো দরকার। তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কি হয়। আ স্ক্রিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আপনি যদি দেখা যাচ্ছে ১৫-২০ মিনিট মতো স্ক্রিন চালাইছেন। লস লক হয়ে যায়। দেখা যাচ্ছে একটানা যদি ২০ মিনিট বা ৩০ মিনিট স্ক্রিন চা ও ওপেন থাকে বা অন থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে লক হয়ে যাবে। তারপর আবার ৪-৫ মিনিট স্ক্রিনটা বন্ধ হয়ে থাকবে। তখন আপনি কিছু করতে পারবেন না। এমন একটা পরিস্থিতি আছে। এইগুলা ব্যবহার করা যেতে পারে। আবার হচ্ছে নিজের ফোনটাকে সবসময় অনলাইন করে মানে অফলাইন করে রাখা। বা হচ্ছে নোটিফিকেশন গুলোকে সাইলেন্ট করে রাখা। হ্যাঁ। তারপর হচ্ছে ঘুমানোর আগেই করতে হবে কি যে, আসলে ঘুমানোর আগে কমপক্ষে আ দেখা যাচ্ছে ১ ঘণ্টা আগে ফোনটা রাখিয়ে দিতে হবে। তাহলেই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি হয়, অনেকে কি করে যে অ্যা ঘুমানোর আগে ফোনটা ১ ঘন্টা আগে রাখবে। কিন্তু সে ফোন রাখতেছে রাত ৩ টার সময় ঘুমাচ্ছে ৪ টার সময়। হ্যাঁ? বা রাত ৪ টার সময় ঘুমাচ্ছে। তাহলে তো কিন্তু হবে না। ফোনটা রাখতে হবে কমপক্ষে আ ১১ টায় আমরা মনে করি যে বেস্ট টাইম ঘুমানোর জন্য। তখন কিন্তু তাহলে দেখাচ্ছে ১০ টার দিকে ফোনটোনগুলো কাজ সেরে ফেলে তখন ঘুমানোর চেষ্টা করা। তাহলে কিন্তু এই স্ক্রিন টাইম গুলো কমে যাবে। ঘুমটাও বেশ ভালো হবে।
আচ্ছা। চেয়ে যে। আচ্ছা। জ্বী, জ্বী। আচ্ছা, মানে স্ক্রিন লক হয়ে যায়। আচ্ছা। বাহ! বেশ। আচ্ছা। আর নোটিফিকেশন অফ করে রাখা আর কি। আচ্ছা। জ্বী, জ্বী। মানে আবার ফোন নিয়ে নিবে। হু, হু, হু। একদমই ঠিক। আচ্ছা। বুঝতে পারলাম বিষয়টা। এই যে আপনি যেমনটা বললেন আসলে অনেক সুন্দর, সুন্দরই পরামর্শ বললেন, যে আসলে নোটিফিকেশন অফ করা থেকে শুরু করে আ স্ক্রিন লক করা। এগুলা কিন্তু যারা আসলে এই যে স্ক্রিন টাইম এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা কিন্তু এসব পদ্ধতি অবলম্বন করতে পারে। এবং এক্ষেত্রে, তারা যদি চেষ্টা করে বা একটা কথা আছে যে, আসলে নিজের ইচ্ছাটাই এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইচ্ছা থাকলে তারা কিন্তু আসলে চেষ্টা করলে এই যে স্ক্রিন টাইম আপনি যেমনটা বললেন, সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু কমাতে পারবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যেমনটা বললেন, যে রাতে ঘুমানোর সময় কিন্তু দেখা যায় মানে দেরিতে ঘুমালে স্ক্রিন এ একটু সময় ব্যয় করা হয়। বা ঘুম না আসলে স্ক্রিন এর সময় ব্যয় করা হয়। তো এসব বিষয় নিয়ে আসলে সবার একটু সতর্ক থাকা দরকার। এবং বিশেষ করে যারা অভিভাবক রয়েছে আ তাদের কিন্তু সচেতন হওয়া দরকার যে তাদের যে শিশু, তারা আসলে কতক্ষণ স্ক্রিনে ব্যয় করতেছে। তো আপনার থেকে একটা বিষয় জানতে চাই যে, আসলে অ্যা মানে আগে তো বা অন্য যখন দেখা যেত যে প্রযুক্তি এতটা নির্ভর হয় নাই। য যেখানে সবার হাতেনাতে স্মার্টফোন আসে নাই, তখন আসলে সবার এই যে মানে স্ক্রিন টাইম তুলনামূলক কম ছিল। তো, আসলে এই যে প্রযুক্তি আসার পর কেন আপনার মনে হচ্ছে যে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে? এবং ভবিষ্যতে কি আপনার মনে হয় যে মানে স্ক্রিন টাইম কমে যাওয়ার কোন সম্ভাবনা রয়েছে?
একদম। করতে পারে, হ্যাঁ। চেষ্টা করলে হবে একদিন। জ্বী, অবশ্যই। হওয়া দরকার, হ্যাঁ। জ্বী, অবশ্যই। জ্বী, অবশ্যই। বুঝতে পেরেছি।